<chuckles> এইটা খুব কষ্ট আসলে। হয় না যে আমি যখন বললাম, যে রাতে খাবারের পর তো আসলে রুমে ঢুকে যাই। তখন যদি হয় না যে একটু ফোনটা নেওয়ার একটা প্রবণতা থাকে। এবং মোবাইলটা যদি হাতে নিই তাহলে সেদিন আর নিজের জন্য সময় দেওয়া হয় না। অনেকে তো মনে করেন যে হ্যাঁ হ্যাঁ, অনেকে কিন্তু এটা এটা ধারণা থাকে অনেকের যে হ্যাঁ, ফোনে যে আমি সময় দিচ্ছি বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করছি এটা তো আমার নিজের একটা সময়। এটা কিন্তু আসলে নিজের জন্য সময় দেওয়া না। ব্যাপারটা আপনার তখন মন কিন্তু সোশ্যাল মিডিয়ায় কি চলছে, কাউকে টেক্সট করা, ওটার মধ্যে কিন্তু সময়টা চলে যাচ্ছে। তো ঐটাকে আমি আসলে মি টাইম হিসেবে কিন্তু ধরি না। তো এটা আমার নিজের ক্ষেত্রেও বেশ কষ্টকর যে ফোন থেকে আসলে দূরে থেকে আ হয় না যে, নিজের জন্য সময় বের করা। কিন্তু হয় জ নোটি হ্যাঁ, হ্যাঁ, এক্ষেত্রে বেশ ভালো কাজ দেয় হচ্ছে যে আমি নোটিফিকেশন টা অফ করে রাখি। ওই সময়টাতে আসলে আমি শুধু মোবাইল নোটিফিকেশন টা অফ করে রাখি বা মোবাইলটাকে আমার থেকে একটু দূরে রাখি। তখন দেখি যে না আ আমি নিজের জন্য সময় বের করতে পারছি। ফোনের দিকে আসলে মনটা তেমন একটা যাচ্ছে না। এটা কিন্তু ১ম দিকে একটু কষ্ট। কিন্তু আমার মনে হয়েছে না ধীরে, ধীরে একটা অভ্যাসে যদি আনা যায়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এটা কিন্তু ভালো কাজে দিবে।
<chuckles> আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হু, হু। <chuckles> মানে মোবাইল সময় নিয়ে নিচ্ছে? হ্যাঁ। হুম। <chuckles> মানে মোবাইলটাকে দূরে রাখেন বা সোশ্যাল মিডিয়া কে দূরে রাখেন। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। আসলে এখন দেখা যাচ্ছে যে আ মোবাইল বা সোশ্যাল মিডিয়া এটা আসলে সবসময় আসলে সময়টাকে আপনার সংকীর্ণ করে দিচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা আপনার মানে মি টাইম যেটা সেটা আসলে কখনো, কখনো হয় না আরকি। এটা কিন্তু বেশ চমৎকার বললেন। তো এই যে আরেকটা জিনিস জানতে চাইবো যে আ নিজের সময়টা সাধারণত আপনি আ যে টাইপের করে থাকেন এর মধ্যে ওই বই পড়া, সংগীত নাকি চুপচাপ বসে থাকেন। কোনটা আপনি করে থাকেন সবসময়।
ও হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, সে তো ঠিক। হুম। না, এই ক্ষেত্রে আমি বই পড়তে খুব পছন্দ করি। এটা আমার একদম ছোটবেলা থেকে হ্যাঁ একটা অভ্যাস ছিল এবং শখও বলতে পারি। আমার যদি জীবনে সবথেকে বড় কোনো শখ হয়ে থাকে তাহলে হচ্ছে বিভিন্ন রকম বই পড়া। বই সংগ্রহ করা এরকম। তো হয় না যে আগে তো একটা সময় পাওয়া যেত যখন আসলে এ ছাত্র জীবনে ছিলাম। এখন তো সময় পাওয়া যায় না। এখন হয় যে কাজ অফিসের কাজ এবং বাসার কাজের মধ্যে আসলে পুরোটা সময় চলে যায়। তো তখন হয় কি যে ছুটির দিনটার মধ্যে রাতে আসলে ১ পৃষ্ঠা করে পড়া এই ব্যাপারটা কিন্তু করার চেষ্টা করি। আর মাঝে, মাঝে হয় কিছু ছবি আঁকা। আমি ছোটবেলা থেকে এটার প্রতি বেশ আগ্রহী ছিলাম এবং মজা লাগতো। আর এই ছবি আঁকাটা আমার জন্য কেমন জানি স্ট্রেস রিলিফ এর একটা কাজ করে থাকে। এই বয়সে এসে দেখি যে না স্ট্রেস রিলিফ এর জন্য ছবি আঁকাটা কিন্তু বেশ চমৎকার কাজে দেয়। তো ছুটির দিন আমি চেষ্টা করি যে না। আ একটা ছবি আঁকি এবং আমি আসলে বিভিন্ন ড্রইং বুক আসলে সংগ্রহ করে রেখেছি। এখন পাওয়া যায়। আসলে খুব সুবিধাজনক যে ছবি আঁকা থাকে এবং ওটাতে শুধু রং করতে হয়। তো এরকম কিছু, কিছু বই আমি আসলে কিনে রেখেছি এবং দেখি যে ছুটির দিনে ওগুলো করে করার চেষ্টা করি।
আচ্ছা, আচ্ছা। তাই নাকি? <chuckles> আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। ব্যস্ত থাকা লাগে আরকি। ছবি আঁকান? আহ! দারুণ! <chuckles> হুম, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাহ! হুম।

আ হ্যাঁ, এরকম আছে। যখন আসলে আ নতুন, নতুন আসলে কর্মজীবন শুরু হয়েছিল। অফিস নতুন, তখন হয় কী যে কাজের একটা প্রেশার থাকে বা একটা মনের ভিতর থাকে যে, ভালো মতো কাজ করতে হবে, কোনো ভুল করা যাবে না। তো তখন দেখতাম যে, হ্যাঁ, তখন দেখতাম যে অফিসেও কাজ করতাম। বাসায় এসেও অফিসের কাজ হতো বা হয় না যে মা-বাবার সাথে ব বসা, ছোট ভাই-বোনকে সময় দেয়, এগুলোর মাঝে আমি দেখতাম যে আসলে আমি নিজেকে কোনো সময় দিতে পারছি না। সো সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে। আমি আমার মনেও নাই যে আমি নিজের হয় না যে নিজে একটা বই পড়লাম কখ মানে নিজেকে একটু কিছু জিজ্ঞেস করলাম কখন। আর মেয়েদের ক্ষেত্রে হয় যে সেলফ কেয়ারের একটা ব্যাপার থাকে। এটা কিন্তু আমাদের মি টাইমের মধ্যে পড়ে। তো সেলফ কেয়ারও কখন করলাম, এটাও মনে নেই। যে কিরে, আমার না, একটা সময় এসে আমি বলি, কিরে, কী হলো? আমি তো নিজেকেই হারিয়ে ফেলছি মনে হচ্ছে বা নিজের সাথে তো কোনো সময় হ্যাঁ, ব্যাপারটা এত খারাপ লেগেছিল এবং আমার মনে হচ্ছিল যে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি বা আমি পাগল হয়ে যাব একটা পর্যায়ে। এবং আমার এখনো মনে আছে মাকে বলছিলাম, একদিন অফিস থেকে এসে যে, মা আমি পাগল হয়ে যাব, আর কয়েকদিন পর আমি তোমাদের আর চিনব না, আমি আর এ শেষ আমি। <giggles> কয়ে কয়েকটা পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। ব্যাপারটা কিন্তু খুবই খারাপ এবং মানসিক চাপটা কিন্তু তখন কমে না। আমি দেখছি যে আমি কাজ করছি কিন্তু আমার কাজ কমছে না বা আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত এবং আ আরেকটা জিনিস হয়, আ যেটা আমি আমার ক্ষেত্রে দেখলাম যে পরিবারের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে যায়গা। কারণ মেজাজটা খিটখিটে থাকে তখন আসলে আ হয় না যে মা-বাবা একটা ভালো কথা বললেও ব্যাপারটা খারাপ লাগে। খিটখিটে হয়ে যায়গা, ঝগড়া বা বেজে যায়গা ব্যাপারটা। এটা কিন্তু খারাপ অনেক।
হ্যাঁ। হ্যাঁ, <scoffs> ইচ্ছা শক্তি আরকি। ওয়াও! হু। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> আচ্ছা, আচ্ছা। হুম, তা তো অবশ্যই। <chuckles> আচ্ছা, আচ্ছা। ব্যস্ততার কারণে আরকি। <chuckles> এ <chuckles> আচ্ছা, আচ্ছা। হুম। কাগজ কুড়াবো। <chuckles> আচ্ছা, আচ্ছা। উম বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। তা তো অবশ্যই। ভালো লাগে নাকি স্যারকে? <chuckles> উম <chuckles> বুঝতে পেরেছি। আসলে দেখা যাচ্ছে ব্যস্ত লাইফ আ যখন অতিরিক্ত ব্যস্ত হয়ে যায়, তখন আসলে কোনো কিছু আসলে কাজ করতে চায় না। মানে দেখা যাচ্ছে যে আপনি মানে ডিপ্রেশনে ভুগতে, ভুগতে আসলে কাউকে তখন আর ভালো লাগা কাজ করে না। কী করবেন না করবেন, নিজে আসলে দিশা দিশা আরকি পাওয়া যায় না। এটা কিন্তু বেশ চমৎকারভাবেই বললেন যে আসলে আ এটা আসলে ঠিক না। নিজের জন্য সময় রাখা দরকার। তো সেক্ষেত্রে এইযে মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে ব্যস্ত লাইফে যতটা আসলে ব্যস্ত থাকুক, সেক্ষেত্রে কিন্তু আসলে দেখা যায় ফোনটা কিন্তু আসলে সে ঠিক ইউ ঠিকই ইউজ করতেসে সোশ্যাল মিডিয়া বলেন, বিভিন্ন প্লাটফর্মগুলো
হ্যাঁ, হ্যাঁ। একদম, এক আ হ্যাঁ, এটা এটা ঠিক।
সেগুলো কিন্তু ব্যবহার করতেসে। তো সেক্ষেত্রে আপনি কি কখনো আ আপনি কি কখনো ইচ্ছে করে ফোন বন্ধ রেখেছিলেন অ্যা একা থাকার জন্য?